আচ্ছা, আসলে হ্যাঁ কর্মব্যস্ত জীবন তো সবারই থাকবে। আসলে আমিও কিন্তু এখন খুবই কর্মব্যস্ত জীবন পার করছি। তবে আমি যেটা করি দেখা যাচ্ছে সুযোগ পেলেই মানে যখন বড় ছুটি পাই, তখন দেখা যাচ্ছে হয়তোবা কোথাও বন্ধুদের সাথে ভ্রমণে যাই বা কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাই বা নিজেদের গ্রামের বাড়িতে যাই। তারপরও আসলে প্রকৃতির কাছাকাছি থাকতে চেষ্টা করি। তাহলে হয় কি? এইযে শহরে কর্মব্যস্ত জীবনের যে চাপটা থাকে, এটা থাকবেই, কাজ করলে চাপ থাকবেই, চিন্তা থাকবেই। মানে এইগুলা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এবং ছুটিটাকে কাজে লাগানো যায়। এর জন্য আমি আসলে চেষ্টা করি ছুটি হলে এবং আমি মনে করি ইচ্ছা থাকলে সবই সম্ভব।
জ্বী, জ্বী। আচ্ছা। বাহ! বেশ। হু, হু। একদমই স্বাভাবিক। আচ্ছা।